হুম, হ্যাঁ, সেটা তো বার একটা আছেই। কারণ হলো যে, আ ধরেন, আমার লক্ষ্য, উদ্দেশ্য মানে, মূলত কি? আ আমার যদি ব্যক্তিগত উদ্দেশ্য বলি, আমি আ মাস শেষে একটা বেতন তো পাই। সেটার জন্য তো আমি কাজটা করি। সেটা একটা ঠিক আছে। আর এর বাইরেও যে কাজটা, আমরা সামগ্রিকভাবে করছি, আমাদের অফিসেই হোক বা যেখানেই হোক, আ সেটা তো একটা মানে মা মানুষকে, জনগণকে, একটা মানে সার্ভ করা আরকি, তাদের যে প্রয়োজন মেটানো হয়তো আ দায়িত্ববোধেরও একটা জায়গা থাকে। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকে যে, সবসময় ভালো কাজটা যে আমরা আ তো দিতে পারি। তো ধরেন যে, কোন একটা কাজ এমন হলো যে, যেটা মানুষের আ ভালোর জন্য, আ বা মানুষের উপকার করবে। তখন আমরা সেই কাজটাকে সবাই, শুধু আমি একা না, মানে পুরো টিম মিলিয়ে আমাদের একটা চেষ্টা থাকে, সেই কাজটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। আ এবং অ্যা কাজের এ সেটাও সবসময় ধরেন যে, শুরুতেই আমরা করে ফেলার চেষ্টা করি আরকি। কারণ আমরা দেখেছি যে, শুরুতে যে কাজগুলো করা হয়, সেগুলো একটু ভালো হয়। তুলনামূলক শেষের দিকের চেয়ে।
এটা তো অবশ্যই। দায়িত্ববোধের জায়গা থেকে করা আরকি কাজ গুলো। আমি বুঝি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সেটা ঠিক। মানে একটু মানে, ভালোভাবে মনোযোগ দেওয়া যায় বা দেখা যাচ্ছে হ্যাঁ, কাজের কো মানটাও ভালো হয়, আপনি যেমনটা বললেন। তো আসলে আপনি যে কাজগুলো করছেন, মানে সেটা মূলত আপনার মানে, আপনার দায়িত্ব থেকে কি ধরনের কাজগুলো আপনাকে করতে হয়?
মনযোগ দেওয়া যায়। হ্যাঁ। মান টা ভালো হয়। হুম। আচ্ছা, আমাদের কাজ কু মানে, আমাদের অফিসের কাজগুলো করি, সেটা একটা ম্যানুফ্যাকচারিং। ধরেন যে, আ নানা ধরনের আ ই ইয়ে আইটেম গুলো আমরা তৈরি করি এইযে, কি বলে, স্বাস্থ্য-সেবামূলক ধরেন যে, সেটা হলো যে মানে, যে উপকরণগুলো লাগে, আ ও ঠিক ওষুধ নয়, এটাকে সার্জি সার্জিক্যাল যে আইটেম গুলো লাগে, এগুলো আমরা মানে, নরমালি তৈরি করা হয় আরকি। তো, তো সেটা নিশ্চয়ই একটা হাই মানে খুবই প্রায়োরিটি দিয়ে অনেক কিছু, সেটা তো মেইনটেইন করাই হয়। আ তো, সেজন্য আমরা সবসময় একটা গুরুত্ব মানে জনগণের যে একটা, জনগণ না শুধু, মানুষের মানে, প্রত্যেকের যে একটা আ কি বলে, স্বাস্থ্যসেবাজনক মানে কি বলে, কম টাকায় পায় এবং হলো আরেকটা যেন তাদের ক্ষতিকর কোন কিছু না হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখি।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। মানে, স্বাস্থ্য-সুরক্ষার জিনিসগুলো আসলে আপনারা উৎপাদনগুলো করছেন। এটা খুবই ভালো একটা কাজ। অবশ্যই জনসং কল্যাণমূলক কাজ। হয়তোবা আপনি বেতন পাচ্ছেন। কিন্তু আসলে এর মাধ্যমে তো আসলে অনেকের অনেক উপকার হচ্ছে। তাই না? স্বাস্থ্যগত দিক থেকে। তো এই যে, আপ আপনার কাছে কি মনে হয় আসলে এই যে কাজের অগ্রাধিকার যে ঠিক করা, আপনার কথা শুনে যেটা মনে হলো যে, মানে অগ্রাধিকার ছাড়া আসলে কাজ করলে কিন্তু সেই কাজগুলো এলোমেলো হয়ে যায় বা ঝামেলা পাকার একটা সম্ভাবনা থাকে। তো, আপনার কাছে কি মনে হয়, ব্যক্তিগতভাবে? এই যে কাজের অগ্রাধিকার ঠিক করার যে বিষয়, এটা কি আসলে, অভিজ্ঞতার উপরে নির্ভর করে, নাকি এটা আসলে এক ধরনের মানে, মানসিক অভ্যাস বলতে পারেন যে, এটা আসলে সময়ের সাথে, সাথে এমনিই মানুষের মধ্যে গড়ে ওঠে?
স্বাস্থ্য সুরক্ষার জিনিসগুলো। হ্যাঁ। হু, হুম। উপকার হচ্ছে। হ্যাঁ। হুম, হুম। হুম।